আ হ্যাঁ এরকম অভিজ্ঞতা আছে। যেমন, আ যদি মুরগির মাংসের কথা বলি, তো সেটাও আম্মু অনেক মজাদারভাবে বানায়। আসলে মায়ের রান্নার অতুলনীয়। মায়ের রান্নার আসলে প্রশংসা যতই করি না কেনো, মনে হবে যে ততই কম। কারণ আ তার রান্নার সাথে আসলে নিজের পাল্লা দেওয়া সম্ভব হয় না। তো উ আমি আসলে মায়ের রান্নার মত করে করতে চাই অনেক কিছু যে ঠিক আছে একটু মুরগির মাংস রান্না করব বা এরকম। কিন্তু অ দিন শেষে বা সব শেষে আসলে আম্মুর ওই মসলা দেওয়ার যে পরিমাণটুকু সেটা আসলে আমি মিলাতে পারি না। তো some how দেখা যায় যে একটু এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, যে টেস্ট টা আসলে ওরকমটা হয় না। আমি পাই না। কিন্তু আমার খুব মাঝে, মাঝে আম্মুকে ফোন দিয়ে বলি যে, "ই ইস্! তোমার মতো যদি পারতাম।" তো আম্মু ওপাশ থেকে কি বলে যে, "আচ্ছা আমি শিখিয়ে দিচ্ছি এখন করো।" কিন্তু করেও তো পাই না আসলে ওই স্বাদটা। তো এই জিনিসগুলো আসলে খুব মনে করিয়ে দেয় যে বাড়িতে যদি থাকতাম, তাহলে আর এত যুদ্ধ করতে হত না। <chuckles>
জ্বি। আচ্ছা। হ্যাঁ। তা তো নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ। আসলে, আসলেই। হ্যাঁ। হ্যাঁ, তা তো একদমই নিশ্চয় যে, বাড়িতে থাকলে এত কষ্ট করতে হতো না বা যুদ্ধ করতে হত না। এ্যাঁ তবে হ্যাঁ, আমরা তো সবসময় আসলে নিজের সুখ বিসর্জন দিয়ে আসলে নিজের ভবিষ্যতের চিন্তা কথা পুরুষের কথা চিন্তা করি এগিয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে কিছুটা আসলে আ মেনে নিতে হবে এবং কিছুটা মানার মাধ্যমে কিন্তু আসলে এগিয়ে যেতে হবে। আ তবে আপনার কি কখনো এরকম আসলে অনুভব হয়েছে যে আ এই যে বাড়ির বাইরে আছি এখন হয়তোবা যদি মায়ের মতো কেউ রান্না করে খাওয়াত বা এরকম কি কেউ আপনার সাথে করে যখন আসলে আপনার মনটা অনেক খারাপ হয় বা আপনার আসলে কোনো কিছু ভালো লাগে না, কেউ কি আপনাকে রান্না করে খাওয়া খাইয়ে দেয়? বা আপনার কি এই ধরনের কোনো মানুষ আছে কিনা জীবনে?
কষ্ট করতে হত না। জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই আমার হাসব্যান্ড আসলে আমাকে রান্না করে খাওয়ায়। সে আসলে রান্না করতে পারে। তো সে চেষ্টা করে। এটা অনেক বড় ভাগ্যের বিষয় আসলেই। আ যেহেতু আমিও রান্না করি, সেও মাঝে মধ্যে যেয়ে দে চেষ্টা করে যে ঠিক আছে কিভাবে করছি না করছি। আর আসলে এটা পুরোটাই ক্রেডিট হচ্ছে আমার শাশুড়ির। কারণ, সে তাকে রান্না শিখিয়েছে। আ তো সেও দেখা যায় যে আমাকে এই ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে। মাঝে, মাঝে আমি ভাবি যে, আ আসলে আম্মুর মত চেষ্টা মানে যদি খেতে পারতাম তখন আবার সেও চেষ্টা করে আম্মুকে ফোন দিয়ে যে, "কিভাবে, কিভাবে বানিয়েছো? আমাকে একটু বলো।" তো দিন শেষে যেটাই হোক না কেনো সেটাকেই নিতে হয়। তবে আ কিছু, কিছু জিনিস আছে, যেগুলো হচ্ছে রান্নার স্বাদ একটু চেঞ্জ করে দেয়। যেমন সবজির ক্ষেত্রে যদি সবজির কাটার কথা বলি, সেটার উপরেও কিন্তু অনেকটা নির্ভর করে যে সবজিটা স্বাদ কিরকম হবে। তো আম্মু আরকি এই জিনিসগুলোতে একটু বলে যে, "এই ট্রিকস গুলো একটু ফলো করলে দেখবা যে ঠিক আছে সবই ঠিকঠাক লাগবে।"
আচ্ছা, এটা খুবই ভাগ্যের বিষয়। <chuckles> আসলেই। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তা তো নিশ্চয়ই।

এটা দেখা যায় যে এমন না যে আ রেসিপি হয়তোবা ভিন্ন বা দেখা যায় যে, একই রেসিপি দিয়ে সবাই রান্না করলেও, কেন জানি না মনে হয় যে তার হাতে রান্নাটা ভিন্ন। যেমন আমি চেষ্টা করি সবসময় যে আম্মু যেভাবে খিচুড়ি রান্না করে। আমার যখন মনে পড়ে আসলে তখন আমি আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞেস করি যে, এই রেসিপিটা একটু বলবা?
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তাই।
বা কিভাবে কিভাবে যেন তুমি বানাও? ইভেন এমনও হ হয়েছে যে আম্মুকে আসলে আমি ভিডিও কলে রেখে, তারপর বানানোর চেষ্টা করছি। কিন্তু দিন শেষে যখনই খাই তখনই মনে হয় যে না, আম্মুর মত হয়নি। হ্যাঁ একটু ডিফারেন্ট আছে।
একটু পার্থক্য আছে। হ্যাঁ, একটু ডিফারেন্স আছে। এবং এটা কিন্তু আসলে আপনি ঠিকই বলেছেন যে একেক জনের খাবার কিন্তু একেক রকম হয়। বা একেকটা খাবারের স্বাদ, গন্ধ বা হচ্ছে আপনার আ টেস্টা কিন্তু একেক রকম হয়। তো আসলে আপনি যে আপনার মায়ের সেই খাবারটাকে পছন্দ করছেন বা খাবারটাকে মিস করেন। বা আপনি যখন নিজে থেকে আসলে বানানোর চেষ্টা করেন তখন আসলে ডিফারেন্স টা কোন জায়গায় হয়? বা আ আপনার মায়ের রান্না করা খাবারের স্বাদ, গন্ধ বা টেক্সচার কোনটা আপনার খুব বেশি পছন্দ?
একই রকম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আ মায়ের খাবারের স্বাদ আর গন্ধ, এই ২ টা অন্য অন্যরকম। দেখা যায় যে আ কেন যেন আমার কাছে মনে হয় যে আমি ওরকমভাবে পারি না। আ আমি জানি না আসলে কারণটা কি। উম কিন্তু যখন আ মা রান্না করে আমার কাছে মনে হয় কি, মা যে হাতে রান্না করে বা হাতের যে ছোঁয়া, মায়ের হাতের ছোঁয়ার কারণে হয়তোবা স্বাদটা একটু ভিন্ন হয় গন্ধটাও একটু ভিন্ন হয়। তো আ মা চেষ্টা করে কি খিচুড়িটা যখন মা রান্না করে আসলে, হাত দিয়ে সবকিছু দিয়ে হাত দিয়ে মাখিয়ে একভাবে বসায়। তো স্বাভাবিকভাবে যে মায়ের হাতের ছোঁয়া আর আমার হাতের ছোঁয়া হয়তোবা একই না। এজন্য হয়তোবা আ টেস্ট টা আসলে ভিন্ন হয়। আমার কাছে মনে হয় আরকি। আমি মাকে এভাবেও বলি, যে তোমার হাতের ছোঁয়াটা পাইনি তো এজন্য খিচুড়িটা আসলে তোমার মত হয়নি। <chuckles>
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা আচ্ছা, আচ্ছা। অনেক সময় কিন্তু হ্যাঁ, অনেক সময় কিন্তু এরকমটা হয় যে মায়ের খাবারের সাথে একটা ই আলাদা ইমোশন কাজ করে। এবং হ্যাঁ, সেই খাবারটা কিন্তু যত্ন নিয়ে মা অনেক, অনেক যত্ন নিয়ে রান্না করে যেটা হয়তো আমরা পারি না। মায়ের সন্তানের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা থেকে কিন্তু একটা যত্ন আসে খাবারের প্রতি। তো সেই যত্ন নিয়ে কিন্তু কাজটা করে। এবং এর জন্য কিন্তু মায়ের খাবারটা একটু ভিন্ন রকম হয়। মায়ের সেই যত্নটা কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না। যেমন ধরুন হচ্ছে আ বাড়ির বাহিরে থাকলে আ যখন আপনি নিজের জন্যও রান্না করেন। তখন কিন্তু আপনি নিজের জন্য অত যত্নশীল হয়ে রান্না করেন না। মা যতটুকু না আপনাকে নিয়ে আ যত্নশীল হয়ে রান্না করে। এই ক্ষেত্রে আসলে আপনার মতামতটা কী?
ইমোশন কাজ করে। একদম, একদম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। একটু ভিন